অবশ্য, অবশ্যই। কারণ এতগুলো টাকা পাওয়ার পর সবচেয়ে বড় কথা কি? এই টাকাটা সে ধরেন একটা সৎ মানুষ। তো বেশিরভাগ মানুষ সৎ কেন থাকে? কারণ তারা অসৎ হওয়ার সুযোগটা পর্যন্ত পায় নাই। হ্যাঁ, কারণ ওই লেভেলে এসে অসৎ হওয়ার সুযোগ পায়নি তো। কারণ ও বেশিরভাগ গরিব মানুষদের দেখা যায় তারা খুব বেশি সৎ এবং তারা সাধারণ
হুম। হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, সে কিন্তু করলেই করতে পারত। কারণ সেটা এ্যা সে একজন সরকারি কলেজের স্টুডেন্ট, পাশাপাশি ছে ইজি বাইকটা চালায়। এটা একটা মানে অ অ অনেক অসাধারণ একটা। তো সে হুম, হুম, আসলেই অসাধারণ। আসলে সে যে লেখাপড়া করছে পাশাপাশি সন্ধ্যার পরে সে এই কাজটা করে। ইজি বাইক কিছুক্ষণের জন্য চালায়।
আচ্ছা, আচ্ছা। ওয়া, ওয়া, ওয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ। হ্যাঁ, তো মানুষ যখন দেখা যায় এই যে অসৎ থাকার যে, অসতার যে পরিস্থিতিটা, ধরেন একটা মানুষ যিনি সৎ আছেন, তিনি হয়তো তার লাইফে কখনো ৳২০,০০,০০০ কখনো কোথাও পায়নি অথবা পঁচিশ লাখ টাকা যেটা আপনি বললেন, এরকম কোন সুযোগই তার কাছে আসে নাই যে স সে অসৎ হওয়ার সুযোগ পাবে। কিন্তু যাদের কাছে সুযোগটা চলে আসে, চলে আসার পর তারা একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। যে লোভ বা সুবিধার সামনে সৎ থাকার মানই নিয়ে বা সৎ থাকা জিনিসটা তখন সে দ্বিধার মধ্যে পড়ে। তখন সে চিন্তা করে আমি কি আসলে এই জিনিসটা নিব নাকি নিব না? তখন তার মধ্যে কখনো, কখনো, সততা জয়ী হয়ে যায়। ওই পরিস্থিতি বা ওই মানুষটাকেই কিন্তু আমরা প্রকৃত অর্থে সৎ বলতে পারি, তাই না?
ওহ। হু, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু, হু। জি, জি, জি, জি। আসলে কি এই যে যেমন এই ঘটনা বললাম, এর থেকে কিন্তু অনেক মানুষই আমার মনে হয় সমাজে যারা দেখছে অনেকেই কিন্তু ভালো থাকবে। যে না আমরাও কিছুটা এরকম পেলে আমরাও এরকম করব। মনের ভিতর আসে হ্যাঁ, হ্যাঁ এরকমটা করব, আমরাও করব। সমাজের এটা একটা ভালো দিক। উদাহরণ যখন এই যে social media-র মাধ্যমে বলেন প্রকাশ করা হয় media-র মাধ্যমে, তো দেখেও অনেকে অনেক কিছু শিখে, তাই না?
অবশ্যই, হ্যাঁ, মোটিভেট হবে যে আমরাও এরকমটা করব, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।